আচ্ছা, ঐতিহ্য ধরে রাখা। হ্যাঁ।
অ্যা ওনাদের ঐতিহ্য ধরেছি ইত্যাদিতে বোধহয় ওনাকে দেখাইছিল একবার। যাই হোক ব্যতিক্রম ধারার মানুষ অ্যা আরেকটা জিনিস আপনি যেহেতু অ্যা অ্যা রাজশাহী আপনার কাছাকাছি মানুষ আপনে রাজশাহীতে এসে
আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। গেছি রাজশাহীতে অনেকবার। হুম।
ঐ যে ইকবাল মতিন নামে এক ভদ্রলোক উনি RUET এর প্রফেসর উনি রেকর্ড কালেকশন করেছেন। মানে আগেকার যুগে যে কালো, কালো রেকর্ড বাজত ছোটবেলায় দেখেছেন তো? মাইকে যে বাজত? ওই যে কালো প্লেটের মতো। উনাকে
হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দেখেছি। হু, হু, হ্যাঁ ওইটা দেখেছিলাম। ওটা টিভি তে দেখাইছিল।
আচ্ছা ওই ওইটা উনার কয়েক হাজার কালেকশন আছে রেকর্ড।
হুম, হুম, হুম।
এবং ওই তখনকার যন্ত্রপাতিগুলো। আমি অবশ্য রাশিয়াতে গেছিলাম কিন্তু ওনার সা যোগাযোগ করতে পারেননি। যদি সুযোগ পান দেখে যাবেন, এটাও একটা নতুন একটা অভিজ্ঞতা হবে। হু।
ওকে। এক আচ্ছা, আচ্ছা। হুম, হ্যাঁ নতুন জিনিস উনি ও আমার যতদূর মনে পড়ছে উনিই কিনা জানি না। অ্যা টিভির ১ টা প্রোগ্রামে উনার রুম সহ পুরনো মানে ইয়েতে দেখাইছিল। রাজশাহীতে গিয়ে দেখা হয়নি। অ্যা রাজশাহীতে বেশ তাও অনেক বছর আগে গেছি কয়েকবার গেছি। সব মডারেশন বোর্ড এ যেতাম তখন বেশি যাওয়া হত সব জায়গারই। উম তোম
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। আপনি তো বোধহয় কলেজের প্রফেসর বোধহয় সম্ভবত তাই না?
হ্যাঁ, আছি কলেজে আছি। জি।
হ্যাঁ। আচ্ছা ভালো। কথা তবে কি ঐ যে মানে নতুন শহর একটা একটা প্রতিষ্ঠান দেখার আমার সারাজীবনে আ মানে ইচ্ছা আছে সেটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম টা দেখা।
এই জি। আচ্ছা, আচ্ছা।
সুযোগ যদি কখনো হয়, হ্যাঁ? তবে কি আপনি ক্যানাডায় যেহেতু গেছেন, ক্যানাডায় আ Montril-এ বোধহয় খুব ভালো, ভালো মিউজিয়াম আছে।
হুম। জি।

আছে খুব কম খুব কম। আমার তো 'নাগলিঙ্গম' এবং 'জারুল' এইগুলো লাগানোর খুব ইচ্ছা। আ তো উ পাচ্ছি না। পাওয়া যায়নি। এখন পর্যন্ত পায়নি আরকি। একটা কথা জানতে ইচ্ছে করছে যে আ আপনিও তো বেড়ান বুঝতে পারছি। বেড়াতে সবাই ভালোবাসে মেক্সিমাম। তো বেড়ানোর সময় যাদের সঙ্গে থাকেন তাদের সঙ্গে কি আপনার চিন্তাভাবনার কোনো পার্থক্য হয়েছে কখনো?
হন্নে মানে হম। আন না ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে বন্ধু-বান্ধব আমরা যে এইযে খুলনায় গেছি, য অ তারপর আপনার আ
উম। জি, জি, জি।
কক্সবাজার গেছি। ইস মানে আমরা একই মন-মানসিকতার ছেলে হলে ছিলাম আরকি। সেটা হলে হোক সুবিধা হয়, হ্যাঁ? যেমন এই একবার ঢাকায় গেলাম, আম সকাল সন্ধ্যার সময় ট্রেন; একটা আমরা ওই যে রাজনৈতিক কনফারেন্সে। তো আমার এক বন্ধু বলছে যে এ যে, "সবার সাথে আমাদের মিলবে না আমরা ৩-৪ জন এক কাজ করি। মিউজিয়ামটা দেখি আর ঐ অ্যা চিড়িয়াখানাটা দেখি আর এই ৩ টে জিনিস ১ দিনের মতো কভার করে সন্ধ্যার সময় আ স্টেশনে হাজর হই।" তো আম সবাই একমত হলাম যে ওরা তো হয়তো এমনি বাজার টাজার মার্কেট ঘুরবে। আমরা ওই নিয়াম যাত্রী যাদুঘরটা দেখলাম। আমি আই ইয়েয় আপনার চিড়িয়াখানা একটু দেখে একটা মোটামুটি স্টেশনে আসলাম। তো মনমানসিকতা যদি মিল না থাকে তাহলে কিন্তু ঐ আপনি ভাল লাগবে না।
হু, হু। ও সেটাই, সেটাই ভাবছিলাম আমিও। মানুষ জি, জি। হুম। হু, হু। হম। উ হুম। হুম, হম। হুম, হুম। হম, হম। হুম, হম। জ্বী। উহম, হম। না। অ্যাঁ না সে তো বটেই। আমরা মিল যে কথা আপনি বললেন যে একই মানুষ পার্সোনালই যদি হওয়া হয় তাহলে একই অ্যা ধরেন একই পরিবার বা খুব লিমিটেড সংখ্যক বন্ধু-বান্ধব তাহলে মতের মিল হয় না বললেই চলে। কিন্তু যেখানে একটু বেশি সংখ্যক থাকে, সবাই চেনা হলেও একটু ঐ যে কথা আপনি বলছিলেন, কেউ কিন্তু একটু শপিং করতে পছন্দ করে। আর মেউ কেউ মনে করে, "আমার নির্ধারিত আ জায়গা ছাড়া আরও কিছু আছে কিনা খোঁজ নেই, সেই জায়গাটা দেখে আসি।" তখন আবার দেখবেন বড় গ্রুপের মধ্যে একটু ছোট, ছোট গ্রুপ হয়ে যায়। আমার অভিজ্ঞতার আলোকে বলছি আমি। ছোট, ছোট গ্রুপ হয়ে যায় ৩-৪ জনের যে চায় ৩-৪ জন হয়তো কোথাও শপিং এ গেলো, আবার ৩-৪ জন হয়তো নতুন কোনো একটা জায়গা যেটা আমাদের অ্যা সিলেক্টেড ছিল না সেখানে ঘুরে আসি। এরকম হয়। তবে সেটা তেমন কোনো বিষয় না। হ্যাঁ। জি।
হম। অ্যা জি। হম। হম। হ্যা। উম তবে অ্যা ওই অ্যা ব্যাপারটা হচ্ছে যে মানে মি মনের মিল না থাকলে যেমন আমার ই আমি আমি যেকোনো শহরে গেলে আমি দুটো জিনিস দেখার চেষ্টা করি। একটা হচ্ছে লাইব্রেরি আর একটা মিউজিয়াম। মানে লাইব্রেরি কালেকশন টা কিরকম? আমার ইন্ডিয়া তেও গেছি আমি। দক্ষিণ ভারতে ভ্যালুরে ব্যাঙ্গালোরে, সব জায়গাতেই তবে অ্যাঁ তো অ আশ্চর্য ব্যাপার লাইব্রেরি সম্পর্কে কেনো জানি লোকজন খুব আগ্রহ কম। হ্যাঁ
যে মনে পাওয়া যায় না। জি। হম, হম। হম, হম। বাহ! দরকার। হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হম। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। একদমই ঠিক বলেছেন। হ্যাঁ, সেটাই।
তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হুম? হম।
আমারও বেশ ভালো লাগতো আপনার সাথে কথা বলে। মনে হচ্ছে আরো বেশিক্ষণ কথা বললে ভালো হতো। তো যাই হোক নিশ্চয়ই আবারো পরে কোনো সময় আপনার সাথে কোনো বিষয়ে কথা হবে। খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
হ্যাঁ, আপনি আরো ভ্রমণ করবেন। উহু। হুম। জি, নিশ্চয়ই। তবে ঐ হ্যাঁ আরো অন্য দেশে যা আমি চেষ্টা আপনিও করবেন। অ্যাঁ শুভ দুপুর, ধন্যবাদ।
জ্বী, জ্বী। অ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন।